আসলে সৃজনশীলতা না, এটা বাড়ে হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে, হ্যাঁ? যে আপনি আসলে যত বেশি এরকম মানুষজনের সাথে মিশবেন, হ্যাঁ? যত এরকম ক্রিয়েটিভ কাজগুলি করার চেষ্টা করবেন, এর মাধ্যমেই কিন্তু একটা সৃজনশীলতা আসলে আমাদের মধ্যে তৈরি হয়। তো আমার আগে থেকেই এরকম, মানে ছোটবেলা থেকে আসলে একটা প্রবলেম সলভিং মেন্টালিটি ছিল। যে হ্যাঁ, যখনই কোনো একটা সমস্যা দেখতাম, আসলে বিভিন্ন দিক থেকে চিন্তা করার চেষ্টা করতাম যে আসলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে? আবার মাঝে, মাঝে তো এমন আসলে <scoffs> নিজে, নিজেই অনেক সমস্যা খুঁজে নিতাম। <chuckles> যে আসলে এই সমস্যায় এরকম না হয়েতো অন্য কোনো সমস্যাও হতে পারত। তো অই সমস্যা হলে ওইটা কিভাবে সলভ করব? এভাবে অনেক কিছু মাথায় কাজ করত। তো ধীরে, ধীরে যখন আসলে এগুলি নিয়ে চিন্তা ভাবনা করলাম, এগুলি নিয়েই কিন্তু তখন আসলে দেখলাম যে আসলে ধীরে, ধীরে আমার মধ্যে একটা এরকম ক্রিয়েটিভ মাইন্ডসেট তখন তৈরি হচ্ছে।
একদমই ঠিকই বলছেন। এটা কিন্তু বেশ দারুণ বলেছেন। উম বেশ অ্যা দারুণভাবেই কিন্তু বললেন যে, আসলে এই যে আপনার আ যে আসলে অ্যা পারিপার্শ্বিক যে কাজগুলো নিয়ে আসলে সৃজনশীল চিন্তার যে ব্যাপারটি, সেটা কিন্তু আপনি আ খুব দারুণভাবে কিন্তু আসলে নিজের সাথে আসলে মানিয়ে নেন। তো আপনার আসলে ছেলেবেলার থেকেই কি আসলে আ সৃজনশীল ছিলেন? নাকি আসলে সময়ের সঙ্গে নিজেকে এভাবে গড়ে তুলেছেন?
হুম, হুম। আ না, ছোটবেলা থেকে তো কিছু এরকম সৃজনশীল কাজ আসলে করা হত। যেটা আমার মনে হয় কি, এটা সাধারণত কিন্তু সব বাচ্চা-গাচ্চাদেরই আসলে করা হয়ে থাকে, হ্যাঁ? ছোটবেলা থেকে যে আমার ক্ষেত্রে যদি বলি, যে আমার আসলে ছবি আঁকার একটা শখ <scoffs> ছিল। তো আমার বাবা মা কিন্তু আমাকে সবসময় এরকম আসলে আ crayon এগুলো আসলে কিনে দিত, হ্যাঁ? তো এগুলি দিয়েই, মানে যদিও অত বেশি ভালো কোনো কিছু আঁকতে পারতাম না, তারপরেও কিন্তু বিভিন্ন জিনিস আসলে এরকম আঁকার চেষ্টা করতাম। যে বাইরে যখন এরকম স্কুলে যাচ্ছি, রাস্তাঘাটে কোনো কিছু এরকম ইন্টারেস্টিং কোনো কিছু দেখলে, তখন এইগুলি বাসায় এসে আবার কিন্তু ওইযে মনে করার চেষ্টা করতাম। এগুলি বিভিন্নভাবে আঁকতাম, হ্যাঁ? তো আমার মনে হয় যে, ছবি আঁকার মাধ্যমে কিন্তু আসলে একটা সৃজনশীলতা কিন্তু বৃদ্ধি পায়। একটা সৃজনশীলতা ফুটে ওঠে আমাদের মাধ্যমে। আর এই যে স্কুলে থাকলে তো বিভিন্ন ধরনের এরকম ক্রিয়েটিভ রাইটিং করা হতো, সৃজনশীল লেখালেখি করা হত। গল্প লেখার একটা শখ ছিল আগে থেকেই আমার, হ্যাঁ? তো, এই যে এর মাধ্যমেই দেখলাম যে ধীরে, ধীরে আমার মধ্যে কিন্তু একটা আসলে সৃজনশীলতা তখন চলে এসেছে।
এটা কিন্তু ঠিকই বললেন। আ তারপর কি হলো? বেশ আ দারুণভাবেই কিন্তু বললেন। একদম, একদমই ঠিক বলেছে। আ বেশ দারুণভাবে কিন্তু বললেন।

না, আসলে এইযে আপনি যে কাজই করেন না কেনো, হ্যাঁ? আপনার কিন্তু সমালোচনা করার, মানুষের আসলে অভাব হবে না। হ্যাঁ? আপনি দেখবেন যে এইযে, বিল গেটস কিংবা বড়, বড় ফিলান্থ্রপিস্ট যারা আছে, তারা যখন এরকম মানে লাখ, লাখ এরকম বিলিয়ন, বিলিয়ন ডলার, যখন তারা এরকম ব্যয় করে কোনো একটা মানে, সামাজিক কোনো একটা কাজে। এইগুলো নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা আসলে হয়। তো সমালোচনা আসলে এটা সমাজের মধ্যে হবে। আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন। আপনাকে এরকম নিচে নামিয়ে আনার জন্য, কিছু লোক আসলে রেডি থাকেই সবসময়। তো সমালোচনা আসলে দেখা উচিত যে, কোনো এরকম যখন কে করছে, আসলে আ কোনো একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে কিনা? এখন যদি দেখা যায় যে, আমার কাজের ক্ষেত্রে এমন কোনো একটা মানুষ সমালোচনা করলো, যার হয়তোবা, সে আমার ফিল্ডের না কিংবা আমার কাজের ব্যাপারে তার কোনো ধারণা নেই। হ্যাঁ? তখন তার সমালোচনাটা হয়তোবা আমার আসলে নেয়া উচিত না। কারণ সে যতই বুঝাই না কেনো তাকে? সে আসলে আমার কাজের মহত্ত্ব কিংবা আমার কাজের গুরুত্বটা, সে হয়তোবা ওইরকমভাবে বুঝতে পারবে না। তো এর জন্য হয়তোবা সে সমালোচনা করছে। কিন্তু যদি আমার ফিল্ডের যদি কেউ হয় যে, হয়তোবা আমার যে কাজটা আমি করছি, এই কাজটা সে করে এসেছে অলরেডি কিংবা সে আসলে এই কাজের মধ্যে এক্সপার্ট। তার তো অবশ্যই এই কাজে অভিজ্ঞতা আছে। হ্যাঁ? তো, সে যদি সমালোচনা করে, তখন কিন্তু এই জিনিসটা আসলে, আমি জিনিসটা খুব সহজেই মেনে নেই। এবং নিজের ভুলগুলি আমি স্বীকার করে নেই। তখন আসলে একটা শেখার চেষ্টা করি এর মাধ্যমে।
একদম। আপনি কিন্তু বেশ ভালো উদাহরণ দিলেন। একদমই ঠিক বলেছেন। একদমই। বেশ! বেশ অ্যা দারুণভাবেই কিন্তু একদমই, একদম। বেশ দারুণভাবেই কিন্তু বললেন যে আসলে, কিভাবে আসলে ব্য এই সমালোচনা গুলোকে আসলে আপনি গুরুত্ব দেন এবং সেটাকে আসলে আপনি অ্যা ব্যর্থতা না হিসাবে নিয়ে, আসলে মোটিভেশনাল যে ব্যাপারটা বা আত্মবিশ্বাসটাকে বাড়াতে আরো সাহায্য করে। যেমনটা আসলে আপনি বোঝালেন। তো কখনো আসলে আ ব্যর্থতা থেকে আসলে, কোনো সৃজনশীল আইডিয়া এসেছে কিনা আপনার জীবনে?
জ্বী।